জি। তো, অনেক সময় হয়েছে কি আপনি মনে করেন যে, আ সংস্কৃতির মধ্যে খাবারটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে? আ ঠিক আছে? তো আপনার যদি ক আমি বলি যে, আপনার ২ সংস্কৃতির মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের?
হুম। হ্যাঁ। আচ্ছা, আম আমার, আমার সংস্কৃতির সবগুলো খাবারই আমার খুবই পছন্দের এবং খুবই কাছের। অবশ্যই বাঙালি খাবার আমার খুবই পছন্দ। এখনো সেটা আসলে ছেড়ে উঠতে পারিনি। আছে না যে, প্রতিদিন হয়তো পোশাকটা ঠিকই এই দেশে পড়ছি, এই দেশের কালচার ফলো করে পড়ছি। আম তবে খাবারটা আসলে কখনোই এই
হুম। আচ্ছা। হুম। খাবারটা নিজেরটা রেখেছেন নিজের সংস্কৃতিটাই রেখেছেন। আচ্ছা।
হ্যাঁ, সংস্কৃতিটাই রেখেছি। তো সেটা আসলে এখনও ছাড়তে পারিনি।
তো, আ কো অ ওই সংস্কৃতির মধ্যে আপনার কোনটা বেশি রান্না করা হয় বা কোনটা বেশি খাওয়া হয়?
কই ও এই ধরনের বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির ভাই প্রতিদিনই তো মানে ধরেন, এই যে যেটা বলছেন আপনে "সেটা ভাত, ডাল, যেকোনো ভর্তা, মাংস এগুলাই খাওয়া হয়"। যেমন বাংলাদেশে অন্য সব বাংলাদেশে আ তেহেরি হ্যাঁ, তেহেরি রান্না করি আমি প্রায়। এবং সেটা খুবই মজাদার হয়। এবং আমার কাছে মনে হয় যে, কিভাবে করে মানে হোটেলের তেহেরি কিভাবে করে আমি পাচ্ছি। মানে এটা মনে হয় যে আসলে আ যারা অনেকদিন বাহিরে থাকে, তাদের হাতে মনে হয় আরকি একটা blessing চলে আসে। যে ঠিক আছে যা বাংলাদেশে খেতে পারছ না, তো ঠিক আছে, আম তুমি নিজেই রান্না করে খাও। <sneezes>
মানে, বাঙালিস বাঙালি বাঙালি সংস্কৃতি। হ্যাঁ, হ্যাঁ। একটু কাচ্চি বিরিয়ানি বা তেহেরি এগুলো পাকানো হয় না? হ্যাঁ, আচ্ছা। একটা blessing চলে আসে। আচ্ছা। তো, ওইখানে আপনার আ বাংলাদেশী কোন নাম করা রেস্টুরেন্ট আছে? বা আপনার ভালো, ভালো রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালি ফুড পাওয়া যায় ভালো?
উ হু, হু। না, এখানে আমরা যে স্টেট এ থাকি সেখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, যে কিনা আবার ধরেন ওই ঘুরেফিরে ইন্ডিয়ান খাবারই উ মানে বিক্রি করে থাকে। তো তেমন কোনো উ হু।
হু। বিক্রি করা থাকে তার পাশে একটু বাঙালি খাবারও থা পাওয়া যায় নাকি?